ও বুঝতে পেরেছি। মানে একদম একটা ঠান্ডা পরিবেশে থাকতে খুব পছন্দ করেন। যেখানে হইচই নাই, শব্দ ওরকম নেই। না ভালো জিনিসটা।
আ এহ এই ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ তো এখন হ হইছে কি আমার ওই sensitiveness টাও বেড়ে গেছে। তো আমার ফোন এমনি পকেটে আছে ওই কিছু একটা ভাইব্রেট হলো। আর মনে হইলো কি হচ্ছে একটু দেখি। এইটাও হয় না। আর যখন ভাইব্রেট হয় তখন আমি বুঝি যে আচ্ছা কেউ আমাকে খুঁজতেছে এখন ফোনটা দেখা উচিত। হ্যাঁ।
হুহ। হু, হু। কোন জরুরি কাজে। হ্যাঁ। মানে মোট কথা একদম এতটাই কন্ট্রোলে এনেছেন যে এখন জরুরি কল ছাড়া আর কিন্তু আপনার কাছে সেই কলটা আসে না। আচ্ছা তো এই যে সময়সীমাটা যেদিন আপনি বন্ধ করেছেন আর এখন যেই প পজিশনে আছেন আরকি যে একদম সবাই জেনে গেছে। এটা কয়দিন লেগেছে আপনার এই জিনিসটা সবাইকে জানাতে বা এই
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। এইটা প্রায় বছর ২ লাগছে।
ওরে বাবা! তো অনেক সময় কিন্তু লেগেছে সত্যি কথা যেটা। আ
হ্যাঁ, হ্যাঁ। ১ম, দিকে তো বেশি সমস্যা হত। ১ম, ৬ মাস তো মানুষকে বোঝাইতেই গেছে যে আমি আসলে এটাকে আ একটু দূরে রাখতেছি। হ্যাঁ। তারপরে একটা হ্যাঁ, তবে ১ বছরের ভেতরে আসলে এইটা সবাই জেনে গেছে। অভ্যস্ত হইতে সময় লাগছে। এক এক বছরের ভেতরে জেনে গেছে। আরেকটা ছোট্ট উপায় ছিল আমার। আমি হুট করে একবার অ্যা সবাইকে জানাইলাম যে আমার ফোন নেই। আমার বড় ফোন নেই বা কোনো <chuckles> ই নেই। অ্যা তো আমাকে অ্যা হ্যাঁ, আমার কোন স্মার্ট ফোন নেই আপাতত। হয়তোবা খোয়া গেছে বা চলতেছে না নষ্ট। তো সেইটা বলে আমি বলছি
<chuckles> কি করছেন? হ্যাঁ, হ্যাঁ, কেন দূরে রাখতেছেন এইগুলা? <chuckles> নাহ, যাক ভালো হইছে বিষয়টা। <chuckles> আচ্ছা, যদি বলতেন। <chuckles> মানে Messenger এ্যাপ নেই। এমনি সরাসরি ফোন কর। আ আচ্ছা, আচ্ছা, বাহ! <chuckles> মানে একটু মিথ্যা বলে হলেও নিজের কাজটা ঠিক করে নেওয়াটা আরকি। না এটা ভালো। <chuckles> না বুঝতে পেরেছি।
হ্যাঁ, যে আমাকে যদি খুঁজে পাইতে হয় আমাকে একটু কাইন্ডলি কল দিয়েন। আ তো এই হচ্ছে এইভাবে করার পর সেই সময় সবাই একটু চেষ্টা করছে কল-টল দেওয়ার। তো সেই ভাবও আস্তে, আস্তে হয়ে গেছে।
<chuckles> না, না আসলে আপনার এই যে নোটিফিকেশন এর যে শব্দের কথা বললেম মানে বললাম সেই শব্দটা অনেককেই সমস্যা করে। আপনি কিন্তু যে সাইলেন্ট করে রেখে দেন। এটাও বেশ ধার হ্যাঁ।
অবশ্যই। আর আমার ক্ষেত্রে তো আরো বেশি সমস্যা ভাই মিটিং এ যখন থাকি টুড়ুং টাং যখন যদি শব্দ হয় বা হয়তো বা ফোন
হেহ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এটা কেমন একটা পরিস্থিতি তৈরি হয় আসলে। ঠিকই।
হ্যাঁ, আর ফোন তো এখন প্রফেশনাল ক্ষেত্রেও দরকার হয়। তো দেখা যাচ্ছে মিটিং এর সামনে ফোন রাখছি। বারবার ভাইব্রেট হচ্ছে, বারবার লাইট জ্বলে উঠছে। এইটা একটা অস্বস্তিকর পরিবেশের তৈরি হবে। আমি যেখানে থাকি সেখানের জন্যে। এই কারণে এটা বাদ দিছি।
<chuckles> ইয়ে। অ্যা হ্যাঁ, সত্যি কথা, সত্যি কথা। হুম।